আচ্ছা অনেক সময় হয় না? যে রিমোট, চাবি, তারপরে ফোন এগুলো দেখবেন তেমনভাবে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এগুলো ঐ যে হারানো বন্ধ করার কি কোন কৌশল আছে আপনার কাছে?
হুম, হুম। <chuckles> আসলে এটা কি বলি? এটা তো আমি নিজেও এটা ভুক্তভোগি হ্যাঁ? তবে তারপরেও উম যেটা করি মাঝে, মাঝে এমনটা দেখি আমি অনেককেই। আ তারা বেশ কিছু টেকনিক কিন্তু অবলম্বন করে। হ্যাঁ? তো আমি আবার ইদানিং এটা শিখতেছি। সেটা হলো কি আ রিমোট এর ক্ষেত্রে যদি ১ম বলি, <chuckles> সেদিন একটা বাসায় গেলাম। দেখলাম কি তারা রিমোটের মধ্যে না একটা সুন্দর মানে ফিতা। ঐ যে আগেকার যুগে প্রথম, প্রথম যখন মোবাইল বের হয়েছিল, আপনি হয়তো খেয়াল করছেন যে আ মোবাইলে একটা ফিতা আ দিত অনেকে গলায় ঝুলিয়ে রাখার জন্য। হ্যাঁ? <chuckles> অর্থাৎ আইডি কার্ডের ফিতার মতো।
আচ্ছা। হুম। ও। আচ্ছা। হুম, হুম, হুম।
তো দেখলাম যে রিমোটের মধ্যে একটা কভার লাগাইছে। সেই কভার এর মধ্যে ওই ধরনের একটা ফিতা, হুম? <chuckles> সে মোটামুটি লম্বা কয়েক ফিট হবে। তো ওই ফিতার এ মাথায় যে ক্লিপ টা ঐটা ওরা হলো ওই খাটের একটা কর্নার এ ক্লিপ করে রেখেছে। <chuckles> ১ম এ বিষয়টাকে হাস্যকর মনে হইল। পরে দেখলাম বাহ ভালো হইতো। কারণ মোটামুটি আ ৪ ৫ হাত তো ঐখান থেকে আপনার যেকোনো সোফায় বসলেও নিতে পারবেন বা আপনি আ বেডে থাকলেও নিতে পারবেন। কিন্তু মানে এটা হারানোর কোন উপায় নাই। হ্যাঁ? <chuckles> বিষয়টা ভাল লাগছে আমার কাছে।
হ্যাঁ। আচ্ছা। বাহ্! হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, একদম ঠিক বলছেন। মানে এই পদ্ধতিটা শুনে কিন্তু বোঝাই যাচ্ছে যে যাই হয়ে যাক হারাবে না। যেটা সচরাচর হয় কিন্তু দেখবেন যে সোফায় বসেই কিন্তু সোফায় খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ১ ২ ঘন্টা খোঁজার পরে কিন্তু দেখা যায় যে সোফার ওই যে হয় না যে ২ টা ফোমের কর্নার এর মধ্যে কিন্তু পাওয়া যায়। আবার দেখা যায় সোফার নিচে পাওয়া যায়। বাচ্চারা কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় নিয়ে কিন্তু হারিয়ে আসে। তো খুঁজে পেতে অনেক কষ্ট হয়। এই আইডিইয়া টা কিন্তু অনেক আ চমৎকার লাগলো।
হারাবে না, জি। জি, জি। <chuckles> জি, জি। হুম, জি। আর হচ্ছে যে এ আরেকটা রিমোট আমাদের যে এসি রিমোট গুলো আবার আমরা যেটা করি। আ এই ওই যে বিভিন্ন দেওয়ালের মধ্যে হুক রয়েছে। হ্যাঁ? এটা হচ্ছে টিভি রিমোট ও এ এ এখন আমরা এটা করি পার্সোনালি বাসায়। ওই আপনার এ কলমদানির মতো আরেকটু ছোট মানে ক্লিপ টাইপের ঐটা হচ্ছে যে রিমোট এর মাপেই। ওটা হল দেয়ালে আ আমরা হলো সুন্দর করে আটকায় দিছি। আমরা ইউস করে সাথে, সাথে ঐখানে রেখে দেই। এবং সেটা আ বাচ্চা কাচ্চাদের মানে নাগালের মোটামুটি বাহিরে একটু উপরে। হ্যাঁ? তো আমার কাছে এটা কিন্তু মোটামুটি ফলোপ্রসূ মনে হয়েছে। আ তবে হ্যাঁ মাঝে, মাঝে আবার রাখতে মনে থাকে না। তখন হয়তো বা একটু ঝামেলা। কিন্তু যদি একটু অভ্যাস করে মানে সুইচ টিপে বা রিমোট করেই রেখে দেওয়া যায়। তাহলে কিন্তু খুব সহজেই খুঁজে পাওয়া যায়। ভাল লাগে ব্যাপারটা।
হুম। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, এটা চমৎকার বলেছেন। কিন্তু একটা জিনিস কি ট্রাই করেছেন? ধরেন এইযে বাইরে থেকে রুমে ঢুকলেন। সাথে, সাথেই আপনি আ আ যে জায়গাটা নির্ধারিত রেখেছেন, সেখানেই রেখে দিলেন এবং কয়েকদিন তেমন আ ৩ দিন, ৫ দিন আ অব মানে অভ্যাস করলে সেটা কিন্তু অভ্যাস হয়ে যাওয়ার কথা। এই টেকনিকটা আ ফলো করেছেন?
হুম, হুম। জি, জি। না, সুন্দর কথা বলেছেন যে কোন জিনিসই অভ্যস্ত হয়ে গেলে তো কোন প্রবলেমই থাকে না। যেমন আ আবার এর আগে মানে বর্তমানে যে আমরা যেমন ক্লিপ সিস্টেম করেছি, এর আগে আমাদের অভ্যাসটা ছিল কি? যে খাটের যে আমাদের বক্স খাটের কর্নারে একটা সুন্দর মানে গ্যাপ আ <chuckles> ছিল। তো ওই সবসময় ইউজ করে আমি ঐখানে রেখে দিতাম। তো এখন আবার আমার গ্রামের বাসায় এইযে যে মানে শহরের বাড়িতে আমার এই জিনিসটা আমরা ইয়ে করি। দেখি কি? যে আমার মেয়ে আমি যদি বলি যে, "মা নেইল কাটারটা কোথায়?" ও দেখি দৌড়ে চলে যায় ঐখানে হাত ঢুকায় দেয়। হ্যাঁ? <chuckles> আবার বলি যে, "মা আমার আ চাবিটা কোথায়?" দেখি যে ঐখানে। ত পরে দেখলাম কি? যে ওর মা এই জিনিসগুলো যেগুলো সচরাচর হারায় যায়। চাবি তারপরে হলো যে এইযে নেইল কাটার, আবার এইযে কটন বার, এই জিনিসগুলো ওর মা ঐ খাটের কর্নারটায় সুন্দর করে ঢুকাইয়া দিছে। আর ওর মেয়ে আমার মেয়ে আবার এটা বুঝছে। <chuckles> চাইলেই সে এখান থেকে দৌড়ায় নিয়ে আসে। কিন্তু ভাল লাগে বিষয়টা।
হুম। আচ্ছা। ও। হুম, হুম। আচ্ছা। <chuckles> হুম, এটা কিন্তু চমৎকার। মানে দেখেন, ছোটবেলা থেকেই কিন্তু আপনার মেয়েকে আপনার ওয়াইফ কিন্তু খুবই চমৎকার একটা অভ্যাস করাচ্ছে যে একটা আ নির্দিষ্ট জায়গায় হচ্ছে আ জিনিসপত্র রাখা এবং এইযে ছোট থেকে শিক্ষা দেয়া, এটা কিন্তু বড় হলেও দেখবেন সে তার নিজের ব্যক্তিগত জীবনেই আ continue করবে। যেটা আসলে অনেকেই করে। এবং হয়তো আপনি মনে করলে বা আপনার ওয়াইফ বা যে কেউ যদি মনে করে, এই দেখবেন ছোটখাটো কিন্তু পারিবারিক এ যেই আ শিক্ষাগুলো থাকে, একটু-আকটু কিন্তু হলেও কিন্তু মিলে যায়। যে হয়তো তার মা বা, বাবা করতো। তাই না? মানুষ কিন্তু দেখেই শিখে বিশেষভাবে পরিবার থেকে দেখে শেখে।
এটা এটা ঠিক বলেছেন। কি জি, জি। <chuckles> হুম, হুম। উম জি। হু। জি, জি। জি, জি। জি। <chuckles> জি, জি সুন্দর কথা বলেছেন। এবং আ এই অভ্যাসগুলো, আমার বাচ্চাটা আবার একটু গোছালো, হ্যাঁ? অনেক ফ্যামিলিতে দেখি যে, আসলে মানে কোথায় কি করে না করে, মানে কোথায় কি রাখে বিশেষ করে আ খেলনাগুলো, হ্যাঁ? পরে খুঁজে দেয়, খুঁজে দেয় আবার বলে, "এটা খুঁজে দাও।" কান্না করে। আমার বাচ্চা আবার কোনটা কোথায় রাখে এটা ও হচ্ছে ক্যাচ করে মনে রাখতে পারে, হ্যাঁ? <chuckles> অনেক সময় আমরাই খুঁজে পাই না। বলি, "মা চাকুটা খুঁজে পাচ্ছি না।" ও আবার বলে, "বাবা এনে দিচ্ছি।" দেখি যে একদম মানে ওর মা যে সবজি কেটেছে, সবজির মানে যে আবর্জনা গুলো ছিল, এক্সট্রা যে অংশগুলো, সেগুলো নিজে পড়ে গেছে, ও আবার নিয়ে আসে, "তুমি কেমনে দেখছো?" তার মানে ওর মা যখন সবজি কাটছে ও বসে, বসে ওখানে ছিল না? হয়তোবা খেলছে। ওর ফাঁকে কিন্তু ও দেখেছে যে ঐ সবজির অ্যাও আবর্জনাগুলোর আ ভিতরে চাকুটা ঢুকে গেছে। এই জিনিসগুলা ও খেয়াল করছে যে খুবই ওই মনে রাখতে পারে। <chuckles>
হুম। হুম, হুম। হুম। <chuckles> হুম। হুম, হুম। হুম, হুম। ও! বাহ! মানে আ আরেকটা জিনিস কিন্তু বলতেই হবে, এই যে অ্যা মা স্মৃতিশক্তি, এটা আসলে খুব প্রখর। তাছাড়া দেখা যায় কি ছোট বাচ্চারা অনেক সময় দেখবেন যে খেলায় এতটাই নিমজ্জিত থাকে যে, অনেক কিছুই কিন্তু খেয়াল করে না। বা নিজেদের মতন করে নিজেরা খেলে। কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে অসাধারণ আ প্রতিভা আছে। সে খেলার পাশাপাশি কিন্তু মা কি করছে বা কোন জিনিস হারিয়ে গেল কিনা পারিবারিক যেই একটা টান থাকে না যে পরিবারের প্রতি একটু হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। মানে আপনি যেটা বললেন। তো মোবাইল হারায় না কখনো আপনার? অনেকের তো শুনি যে মোবাইল হারিয়ে যায়।
জি, জি। হুম, হুম তা তো ঠিক। জি। জি, জি। হ্যাঁ। হ্যাঁ, ও খেয়াল রাখতে পারে জি, জি। জি। <chuckles> হুম, হুম। মোবাইল হারায় না মানে কি বলব? মোবাইল তো হইলো যে ধরেন যে, দিনে ২-৩ বার করে মোবাইল হারায়, হ্যাঁ? <chuckles> তো এটাও ভালো কথা যে মেয়ের প্রশংসা করতেই হয়। আমাকে মেক্সিমাম সময় আমার মেয়ে হলো, মোবাইলটা উম দেয়, হ্যাঁ? তো আমার ফোন আর আমার ওয়াইফ এর ফোন দেখতে মোটামুটি সেম তো কালার টা। আমি আবার মাঝে, মাঝে ঐ আ মা মানে দেখা যায় মিক্স করে ফেলি। এইটা আমারটা নিয়ে নেই, মাঝে, মাঝে ওরটা নিয়ে নেই, হুম? তো এম ফোন আর আমার মেয়ে মাঝে, মাঝে ফোন দেখে। এজন্য হয়তোবা মাঝে আমি ফোন ফোন খুঁজে পাই না। তন ওকে বলি যে, "মা কোথায় রাখছি ফোনটা?" ও আবার বলে যে, "বাবা আমি রেখেছি।" দেখি যে একদম সোফার বালিশের নিচে, হ্যাঁ? ওর যদি মনে না থাকতো তো ঐটা খুঁজতে আবার আমার বহু সময় লাগতো, হ্যাঁ? ওর আবার মনে আছে। মানে ও কিন্তু খেলতেই ওখানে রাখছে। আবার এখনো সে খেলায় ব্যস্ত। তারপরে দেখা যায় মনে করে সে নিয়ে আসতে পারে। আর বাকি কিন্তু এ্যাঁ আমার ফোন মাঝে, মাঝে হ্যাঁ জ্বি।
হুম। <chuckles> হু। হু, হুম। হুম। হুম। জি। বাহ! মানে এইটা যদি না দেখতো তাহলে কিন্তু আমার আ মানে যেটা মনে হচ্ছে যে, সহজে খুঁজে পাওয়ার কিন্তু বিষয় না। হয়তো বা খুজে পেতেন
না একদম সোফার বালিশের ভিতরে রেখে দিছে। <chuckles> জ্বি।
আচ্ছা, বাহ! মানে খুবই চমৎকার লাগলো যে, আপনার মেয়ের কৃতিত্ব বলা যায়। আ তো এই তো গেল আপনার মেয়ের কৃতিত্ব যে আপনাদেরকে সাহায্য করে, দেখা যায় যে খেয়াল রাখে। যেহেতু জানে যে বাবার হয়তো মনে থাকে না, মায়ের হয়তো মনে থাকে না। জিনিসটাকে খুঁজে দেয়া বা খেয়াল রাখা যে খেয়াল রাখতে হবে। তো নিজে কখনো হয়েছে যে, আ আপনি খুঁজেছেন, একদম হন্যে হয়ে খুঁজেছেন সেই জিনিসটা সেখানে পাননি? পরবর্তীতে দেখ গেল সেখানেই পেলেন।
হ্যাঁ। জি, জি। জি। মনে থাকে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর বলিয়েন না। মানে হল কি? <chuckles> একবার ওই ও ও ও আমার বাচ্চাটা ফোনকে রাখছে কোথায় জানেন? একদম মানে বালিশের কাভারের ভিতরে। <chuckles> হ্যাঁ? আবার ও হলো ওর আ এক বন্ধুর সাথে মানে পাশের বাড়িতে ও চলে গেছে। আ এটা হলো আমাদের বাসা থেকে একটু আব আ সাইডে। এখন আমি অফিসে যাবো। এ ফোন আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ? এখন, ম্না ওকে যে আনতে যাব আ সেটাও সম্ভব হচ্ছে না ওই মুহূর্তে। এ পুরা খুঁজতে, খুঁজতে মানে আমার ড্রয়ার বালিশ মানে যত জায়গায় আমার খোঁজার দরকার, সব কিন্তু আমি খুঁজে শেষ করেছি। মেজাজটা খারাপ হয়ে গেছে। অফিসের টাইম চলে যাচ্ছে। হ্যাঁ? <chuckles> পরে কিন্তু এই মানে রাগ করে হয় না? অনেক সময় কিন্তু না পাইলে দেখা যায় আ বালিশ আ দিলাম ঐ পাশে আ হে রেখে দিলাম। আ বালিশটা আমি এ এটা এরকম এ ঢিল দিয়েছি, "দূর! ফোন খুঁজে পাচ্ছি না। অফিসে দেরি হয়ে যাচ্ছে।" পরে খাটের ওই আ যে সাইড আছে, ঐখানে বালিশটা লেগে ঠাস করে আওয়াজ হইলো। তখন বললাম, "কিরে? বালিশ এমন আওয়াজ হয় কেন?" পরে দেখি যে বালিশের কাভারের ভিতরে ফোনটা ঢুকায় রাখছে। <chuckles>
ও! হুম। হুম। হু, হু। জি। হুম। হু, হু, হুম। <chuckles> হুম। আচ্ছা। <chuckles> এইটা কি আপনার মেয়ে রেখেছিল নাকি আপনি মনের ভুলে রেখে দিয়েছিলেন?
হু, হ্যাঁ, ও রাখছিল। ও রাখছিল। <chuckles> জি।
আচ্ছা। <chuckles> বাহ! খুবই চমৎকার।
ওয় বাসায় থাকলে কিন্তু একবারে বলে দিত। হ্যাঁ? কিন্তু মূল সমস্যা হলো যে, ও বাসায় ছিল না। <chuckles>
হুম। আসলেই। তো এইযে এমন ঘটনা তো সচরাচরই ঘটে। যেটা বোঝা যাচ্ছে যে আপনার বাড়িতে ঘটে। তো এটা তো আপনার মেয়ে লুকিয়ে ছিল ঘটনা। তো অনেক সময় হয় না? যে নিজেই হারিয়ে বা নিজেই রেখে আ পরে পুরো ঘর খুঁজে পাওয়ার পরে মনে হলো যে, "ইশ! আ আমিই তো রেখেছি। কেন মনে পড়লো না?" এমন কোন ঘটনা কি আছে?
জি। জি, জি, জি। না এইটা হ্যাঁ, এইটাই যে ক গলো গ কয়েকদিন আগে। তো এরকম আমার প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু পকেটের মধ্যে চেইন দেওয়া আছে। হ্যাঁ? তো আমি এরকম আ মানে পাঞ্জাবির আ আমি তাড়াহুড়া করে একজন আমার জন্য অপেক্ষা করতেছে। তো যে মাগরিবের নামাজ ওই মসজিদে গিয়ে পড়ে দেখা করবো। আযান দিয়ে দিছে। মানে আর ৫ মিনিট টাইম আছে জামাত শুরু হবে। আমাকে যাইতে হবে আ ২, ৩ কিলো রাস্তা। আমি তাড়াতাড়ি রেডি হয়ে পাঞ্জাবিতে পকেটে ফোনটা ঢুকিয়ে আমি কিন্তু বাইক দিয়া টান দিয়েছি জোরে। তো ওইযে রাস্তার মধ্যে যে speed breaker গুলো থাকে, ওগুলোতে হয়তোবা আমি আ মানে ঝাঁকনি খেয়েছি, বাইকটা লাফায় গেছে। ফোনটা কিন্তু পড়ে গেছে। আমি কিন্তু দেখি নাই বা টেরও পাই নাই। হ্যাঁ? তো মসজিদে ঐখানে গিয়ে আমি এরকম ফোনটা চেক করছি, ফোন নাই। আরে ফোন কই গেল? তো ভাবলাম কি? যে হয়তোবা ফোনটা আমি বাসায় রেখে আসছি। হ্যাঁ? তো নামাজে যেহেতু ওয়াক্ত হয়ে গেছে আমি ফোন দিচ্ছি বাসায় ফোনও ধরতেছে না কেউ। আবার আমাকে নামাজে দাঁড়াইতে হবে। মানে সব মিলাই এমন একটা বিশ্রি অবস্থা। আমি ভাবতেছি ফোনটা যদি পড়ে যায়, তখন তো নামাজে গেলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, পরে আমি আরেকজনে ফোন দিয়ে বললাম। তখন আমার ওয়াইফ ধরলো। তখন দেখলাম বারবার ফোন দিচ্ছি, তখন ধরলো। আ বললাম, "আমি কি ফোনটা বাসায় রেখে আসছি?" ত সে আবার অনেক খোঁজাখুজি করে কয়, "না বাসায় তো রাখো নাই।" পরে কিন্তু ঐ নাম্বারে কল দিয়ে, দিয়ে, দিয়ে, একজনে রিসিভ করলো। ওই ফোনটা না একজন কুড়ে পাইছে। কুড়ে নিয়ে ও হলো বাড়ি চলে গেছে। <chuckles> পরে কিন্তু আমি রিসিভ করে রাম রিসিভ করলো। আমি বললাম যে আমি আমার পরিচয় দিলাম। তো আমার এলাকায় একটা face value আছে তো। আ ওই আমি পরিচয় দেয়ার সাথে, সাথে, বলতেছে, "স্যার আপনার ফোন?" পরে কিন্তু ওই আ পরিচয় দিলো। আমি আরেকটা ছেলেকে পাঠায় দিয়ে পরে ফোনটা নিয়ে আসছি আরকি।
হুম। হু। উ হুম। হুম। হুম। হুম। হুম। ও, আচ্ছা। হু, হুম। হুম। উম চমৎকার মানে আ একটু ভুলের জন্য আসলে আ জিনিসপত্র হুট করে নিয়ে রাখি যাতে হারিয়ে যেতে পারে
হুম, মানে বুঝতেছিলাম না যে, আমি কি পকেটে রাখছি নাকি আমি বাসায় রেখে আসছি। <chuckles>
হ্যাঁ, আ কিন্তু এই যে আপনি যদি যেটা করতেন, যদি আপনি ওই যে চেইন লাগিয়ে রাখতেন, তাহলে কিন্তু পড়ার সম্ভাবনা অনেকটাই
হ্যাঁ, হ্যাঁ, একান্ত কোনো সমস্যাই ছিল না। জি, জি। এটাই মনে ছিল না।
হুম। তো কখনো এই যে অ্যা মা ফোনের ক্ষেত্রে, হয় না যে অনেক সময় কিন্তু অনেক মানুষ দেখবেন আম ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে বা স্মার্ট বিভিন্ন ট্যাগ আছে, এগুলো ব্যবহার করে বা চাবির ক্ষেত্রে হোক, রিমোট এর ক্ষেত্রে হোক, যেহেতু অনেক বেশি হারিয়ে যায়। তো এইগুলোর কথা কখনো ভেবেছেন? যে এইগুলো ব্যবহার করা উচিত বা ব্যবহার করলে হয়তো সহজেই খুঁজে পেতে পারেন?
হুম। উম জি জি, জি, জি। হ্যাঁ, আপনি সুন্দর কথা বলেছেন। এগুলো কিন্তু আ ব্যবহার করা যেতে পারে। কারণ কি এই জিনিসগুলো না হারায় গেলে আ খুঁজতে খুবই বিরক্ত। এবং আমরা কিন্তু এটাকে খুঁজি কখন? যখন আমরা বাহিরে বের হবো, দেখা গেল আমার বাইকের চাবিটা খুবই হারায় যায়। মানে, এটা হলো ছোট জিনিস তো। এক জায়গায় রাখি। এখন হলো যে মানে, আমার ওয়াইফ দেখা গেল একটু ঝাড়ু-টারু দেওয়ার সময় হয়তো এ একটু এল এলোমেলো করলো। আমার মেয়ের খেলনার মধ্যে ঢুকে গেলো তো ঐখানে খোঁজা মুশকিল। অনেক খেলনা ওর ছোট, ছোট। তো মাঝে, মাঝে কিন্তু এই বাইকের চাবিটা আমার হারায় যায়। এটা খুঁজতে খুবই বিরক্ত হয়। এবং এটা তো খুঁজি এমন সময় যে, আমি রেডি হয়েছি বাইরে যাব চাবি খুঁজে পাচ্ছিনা না। বলেন তো কেমনটা লাগে? <chuckles> তখন কিন্তু আমি ঐযে আমার দরজার পাশে
হুম। হু, হু। উম জি। হুম। হ্যাঁ। আমি আসলে আ রাগ লাগা বা মন খারাপ হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো এটা সলিউশন চিন্তা করেছেন কি <chuckles> তো এটার কোনো সলিউশন চিন্তা করেছেন কি? যে কি করা যেতে পারে যেহেতু বাইকের চাবিটা প্রতিনিয়তই হারায়।
<chuckles> আ জি, জি। এটা মন খারাপ না, রাগ ওঠে। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এটা করেছি। সেটা হলো এ আমার আমার হচ্ছে যে ওই দরজার ঢুকেই, সোফার উপরে আমি একটা ক্লিপ অ্যা লাগাইছি। ঐ আমি কিন্তু আ রুমে ঢুকেই বাইকের চাবিটা ঐখানে ঝুলায় রাখি, হ্যাঁ? <chuckles> এটা রিসেন্টলি করেছি এবং আম মোটামুটি ভালোই লাগে। মানে কোন প্যারা নাই। ঐখানেই রাখি, ঐখান থেকে নেই। <chuckles>
হুম। উম জি। বাহ। তার মানে এখন আসলে অ্যা বলতে পারেন যে একটু সচেতন হওয়া বা দেখা গেল আ স্পেশাল কোন একটা জায়গা
হ্যাঁ, একটু মনে করে রাখতে হবে। তাইলে আর সমস্যা নাই। খুঁজতে হবে না। জ্বি।
হুম মানে স্পেশাল কোন জায়গায় একটা নির্দিষ্ট রাখলেন বা প্রতিনিয়ত সেখানে রাখা, সেখান থেকে নেওয়ার অভ্যাস করলেন।
হ্যাঁ, হ্যাঁ। ১ টা ঝুড়ি অন্তত একটা, একটা কিন্তু ঝুড়ি রাখা যেতে পারে। সবচাইতে সলিউশন টা ভালো। যে একটা প্লাস্টিকের ঝুড়ি রুমের যেকোনো একটা জায়গায় রেখে দেবে এবং ঐখানে আপনার রিমোট, চাবি এবং আ যেটা বললেন যে ফোন হ্যাঁ? অথবা চার্জারও রাখা যেতে পারে। যে জিনিসগুলো মানে খুবই লাগে, এই জিনিসগুলো কিন্তু ওই নির্দিষ্ট বক্সে সবসময় একটা অভ্যাস গড়ে তুলতে হবে। তো ঐখানেই রাখতে হবে, ঐখান থেকে নিতে হবে। তাহলে আশা করা যায় যে জিনিসটা সলিউশন হ
হুম। হুম, হুম। আচ্ছা। বাহ! খুবই ভালো লাগলো কিন্তু আপনার সাথে আজকে গল্প করতে পেরে। বিশেষভাবে এই যে রিমোট চাবি ফোন এগুলো দেখা যায় সচরাচরই কিন্তু হারিয়ে যায় এবং কিভাবে আপনি খুঁজে পান? কিভাবে ভালো অভ্যাস আ তৈরি করার চেষ্টা করছেন যাতে করে না হারায়। এই বিষয়গুলো কিন্তু খুব চমৎকার লাগলো আপনার কাছ থেকে জানতে পেরে। ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হারিয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। জি, আপনার সাথেও কথা বলে না, আমার নিজেরও একটা মানে <scoffs> জিনিসগুলো একটু রিচর্চা হয়ে গেলো। আর পাশাপাশি হলো যে আপনি আ অনেক সুন্দর করে বললেন বিষয়গুলো। খুবই ভালো লাগলো। উ আশা করি যে আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক, অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ আপনাকে।
হুম।